হ্যাঁ, হ্যাঁ অবশ্যই তো। এই জিনিসটা যখন আপনি ট্রাই করলেন যে অ্যাঁ দেখা যাচ্ছে একটু অল্প মসলা দিলে হয়তোবা হয়ে যেত, যেটা আপনার মা বলত। তো সেক্ষেত্রে আপনি আসলে বেশি মসলা দিয়ে কিন্তু জিনিসটাকে আসলে আপনি বলা যেতে পারে আরো মশলাদার করে ফেললেন। তো সেইক্ষেত্রে আসলে টেস্ট এর ব্যাপারটা কেমন থাকে? আর আপনার পরিবারের ই ব্যাপারটাই বা কেমন থাকে তারা আসলে কিভাবে দেখে জিনিসটাকে?
হুম, হুম। <chuckles> একদম। <chuckles> আমি আসলে সেই রান্নাগুলোই প্র্যাকটিস করার চেষ্টা করি যেগুলো আসলে আমার মুখে একবার খেয়ে স্বাদ লেগেছে। তাই তো? আমি আসলে আ হুম, হুম, হুম, হুম একদমই তাই। আমি তখন তাদেরকে বলি যে আমি রান্নাটা করব, আমাকে একটু গাইড করো। কিন্তু তারা যখন গাইড করতে যায় দেখা গিয়েছে যে, "না আমি তো ফুপির কাছে এই রান্নাটা একটু অন্যভাবে খেয়েছিলাম বা আম্মুর কাছে অন্যভাবে খেয়েছি। আচ্ছা ঠিক আছে দেখি দ ২ টো মিলে একটু মিক্স করে দেখি তো কেমন হয়?" তো যখন এই কাজটা করতে যাই বা সঠিক নির্দেশনা আসলে ফলো না করে আমি আমার মনের ম মাধুরী মিশিয়ে রান্নাটা করি
<chuckles> আচ্ছা, আচ্ছা, যেটা? কেমন আসলে? <laughs> অন্যভাবে শিখেছিলেন, হ্যাঁ। <laughs> মনের মাধুর্য মিশিয়ে এগুলো করেন। তারপর হয়টা কি আসলে?
তখন, তারপরে আসলে যে আ অরিজিনাল টেস্ট টার তাদের কাছ থেকে পেয়েছি সেটা না পায় আসলে ডিফরেন্ট হয়। যে আমি আসলে যেটুকু দিব
টেস্টটা কি আসলে কি ভালো থাকে? নাকি আসলে তারা জিনিসটাকে অন্যভাবে দেখে? এইটা ক কে নিয়ে একটু বলেন।
কিছু ক্ষেত্রে ভালো থাকে অবশ্যই। আ কেননা সবসময় আসলে সবকিছু যে পারফেক্ট হবে তাও না। আবার হচ্ছে যে খুব বেশি খারাপ হবে তাও না। তবে আমি আসলে নিজের প্রশংসা করতে এই জায়গাতে বাধ্য হচ্ছি কারণ এই যে আমার র রান্না কেউ মুখে তুলতে পারে না। বিষয়টা আসলে এখন এরকম কখনো হয় না। হয় খুবই ভালো হবে
আচ্ছা। <chuckles> না, স সেটা তো ঠিক। আচ্ছা। তাহলে তো ভালো বলা যেতেই পারে, হ্যাঁ।
অথবা খেতে পারবে এরকমই হবে। এর বাইরে আর কিছু নয়।
না, <chuckles> না বিষয়টা বেশ ভালো যে আপনি আসলে নতুনভাবে জিনিসগুলোকে আসলে মনের মাধুর্য দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে কিন্তু যে খাবারের যে টেস্ট এর ব্যাপারটা বলা যেতে পারে কিছু ক্ষেত্রে অক্ষতও থাকে বা বলা যেতে পারে যে ভালোও হয়, কিন্তু যে এমন হয় না যে বিষয়টা আসলে যে খাবার গ্রহণ করতে পারবে না, এমন না। তো আপনার পরিবারের রান্নার যে ঐতিহ্যটা এটা আসলে কেমন? কার রান্না আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে?
হুম, হুম। জ্বি। হুম, হুম। একদম। <chuckles> জ্বী।